জি, জি, জি। একদম মানে
তো এই ক্ষেত্রে আসলে, আপনি এই যে সিস্টেম টার কথা বললেন, সহজ করে আলাদা করে বর্জ্য, সেটা যদি আসলে শুরু করতে চান। সেক্ষেত্রে আসলে কার্যকর পদ্ধতিটা, বা মনে করুন আপনার পরিবারে কিভাবে আসলে শুরু করা যায়? বা আপনার স্থানীয় জায়গায় আসলে কিভাবে শুরু করা যায়? সেটা যদি একটু বলতেন?
আচ্ছা। এইসব কার্যকর পদ্ধতি না, স্থানীয়ভাবে যে আলাদা করে, মানে আ তুই এ সুযোগটা সৃষ্টি করা যা-বে কিনা, এটা কিন্তু অনেকাংশে নির্ভর করে সেই স্থানীয় মানুষজনের উপরে, এবং সেই স্থানীয় যারা নেতা রয়েছে, বা স মানে সিটি করপোরেশন এর যারা রয়েছে তাদের উপরে। কারণ দেখেন মানে আমি হয়তো আসলে বুঝি বিষয়টা, কিভাবে ম আ ময়লার যেই আ <clicks tongue> ফালানোর ব্যবস্থা করা যেতে পারে। এটা আমি হয়তো বুঝি। অনেকে কিন্তু বুঝবে না। অনেকে দেখা যায় কি রাস্তাঘাটে যেকোনো জায়গায় ময়লা ফালিয়ে দেয়। তো এক্ষেত্রে জি।
বুঝতে পেরেছি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। ফেলে দেয়, এইটা আসলে মানুষের অভ্যাসেরও কি কথা আপনি বলতে চাচ্ছেন না?
অবশ্যই, অবশ্যই। এটা কিন্তু মানুষের অভ্যাসটাই, এখন এত বাজে হয়ে গেছে যে, তারা নোংরা হয়ে গেছে। সত্যি কথা বলতে। নোংরা মানে নোংরামি করে করে যেটা করতেছে যে, স যেকোনো জায়গায় ধরেন হচ্ছে গিয়া আজকে মাছ কাটলো, মাছের যে ময়লা ওটার গন্ধ কিন্তু অনেক মানে বেশি হয়। তো ওই ময়লাটা দেখা যায়, রাস্তায় যে কোন জায়গায় ফেলায় ফালায় দিচ্ছে, বা মুরগি কাটতেছে মুরগির <smacks lips> আ যেই ময়লাগুলো ওগুলা ফালায় দিচ্ছে। তো এই বিষয়টা না আসলে তদারকির একটা বিষয় আছে। তো তদারকি আসলে সাধারণ মানুষ তো করতে পারবে না। এটা কিন্তু সরকারের থেকেই করতে হবে, এবং স সিটি করপোরেশন থেকেই করতে হবে।
বুঝতে পেরেছি। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। তা তো অবশ্যই।